হ্যাঁ, সেটা তো অবশ্যই। যে আপনি একটা স্বপ্ন দেখছেন সে স্বপ্নটাকে বাস্তবে যে পরিণত করবেন। ছোট, ছোট ধাপটা অবশ্যই বানাতে হবে। পাশাপাশি এই যে আপনি পরীক্ষার ফলাফলের কথা বলেছেন যে সেগুলো ভালো করেছেন, ছোট, ছোট করে প্রস্তুতি নিয়েছেন। ভালো রেজাল্ট টা আসলে ওভাবে আসলে অর্জন করতে পেরেছেন সেটাই আসলে সবচাইতে বড় কথা। কারণ স্বপ্ন তো আসলে বাস্তবে পরিণত হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু আগের কথা সেটাই হচ্ছে।
জি, জি। জি, জি। হুম। একদমই তাই। এই যে কথাটা বললেন, জি। যে আমার স্বপ্নটা পূরণ হয়নি। ১ম, ১ম স্বপ্নটা হয়নি। সেইখানে যে ভুলটা যদি, বলি একটা ধাপ মিস করা। সেই ধাপটা মিস করা কি? যে মফস্বলে ছিলাম তো ওইভাবে গাইড টা পাইনি। আর হচ্ছে আপনার আ কোচিং হয় মেডিকেল এর জন্য আলাদা এটাও জানতাম না। তো পরীক্ষা হ্যাঁ, এই প্লান টা আ মানে এই ধাপটা মিস হয়ে গেছে। ফলে আ খুব একটা সেই ধাপে মানে আমার লক্ষ্যে পৌঁছাতে তো পারলামই না। ১ম স্বপ্ন পূরণ হল না। <chuckles> এ
হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না এটা তো কোনো ব্যাপার না। <chuckles> হুম। হ্যাঁ। না, না সমস্যা নেই। হয়তোবা ১ম স্বপ্ন বিফলে গেলে তো কি হয়েছে। ২য় স্বপ্ন তো অবশ্যই থাকার একটা অল্টারনেটিভ অবশ্যই চিন্তা করেছি। তো সেটা আসলে কি ছিল?
হ্যাঁ, এ এবার ঠিক আছে। হ্যাঁ অল্টারনেটিভ জি সেটা ছিল সেই গল্পটা করি আপনাকে। একটু এবার চেঞ্জ করলাম লক্ষ্য স্বপ্ন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়তেই হবে। হ্যাঁ? তো এবার আমি জোরে সোরে সবার সাথে একটু কথাবার্তা বলে, যারা আত্মীয় স্বজন মোটামুটি আছে এবং যেকোনো বিশ্ববিদ্যালয় না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে।
হু, হু। আচ্ছা। হু, হু। ও আচ্ছা।
তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আমি কোথাও অন্য কোথাও পরীক্ষাও দেইনি আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হল। তখন বুঝলাম আসলে যে স্বপ্ন শুধু দেখলেই হবে না সঠিকভাবে ধাপগুলো আ অতিক্রম করতে হবে। যে আমি স্বপ্ন দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো ডাক্তার হব অথচ তার জন্যে করণীয় যা, যা সেগুলো করলাম না। তাহলে উম স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তো অ অবশেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাটা স্বপ্নটা পূরণ হল।
বাহ! হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, একটা চমৎকার কথা।